এখন দেখুন একটা বিষয় কি, মানে পৃথিবীতে সবসময় একটা ঘটনা যেটা ঘটে যে, একটা পেশা আসে, সেটা সারভাইভ করে এবং একটা সময় গিয়ে সেটা আসলে ডিক্লাইন করে। মানে মার্কেট, লাইফ, প্রফেশন মানে মানে জীবন জিনিসটাই যেন এরকম মানে উত্থান, চলা, এরপরে আস্তে, আস্তে নিচের দিকে যাওয়া। মানে এটা হয়ে আসছে। যেমন অ্যা একটা সময় ছিল যখন কিন্তু মানুষ ওইযে অ্যা টাইপ রাইটার এ টাইপ করতো করত, রাইট? আপনি হয়তো দেখে থাকবেন, খটাস, খটাস, খটাস করে শব্দ হতো। <chuckles> তাই না? এটার পরে এলো কম্পিউটার। এখন তো এমন একটা ব্যাপার এসেছে যে, আসলে মানে এখন আর কিবোর্ড এ টাইপ ও করতে হয় না, তাই না? আ আমি তো বিগত মানে ১-১.৫ বছর ধরে আমি ভয়েসই টাইপ করে যাচ্ছি, আমার যদি কোনো কিছু টাইপকরা লাগে। <chuckles> এই এইযে বিষয়গুলো। তো আমি মনে করি যে, প্রযুক্তি আসলে বদলাবে এবং এটা আ পজিটিভ। আর আসলে এটাকে এক্সেপ্ট করাই বেটার। এটা ২ কারণে। ১ হচ্ছে যেমন ধরুন আ আ যদি ওই দিকেই প্রযুক্তি শেষ, মানে প্রযুক্তিকে তো আমি আটকে রাখতে পারব না। আজ পর্যন্ত কেউ পারেনি। সো ওই দিকে যদি যায় তো আমি পিছিয়ে থেকে লাভ নেই। আর ২য় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে। আ ধরেন একটা জায়গায় আমার হয়তো পরিশ্রম কমে গেছে বা সময় দেওয়ার প্রয়োজনটা কমে গেছে। সো হোয়াট? আমি আরেকটা জায়গায় দিতে পারি। তো এইযে এইযে ব্যাপারটা মানে ডাইভারসিফিকেশন এর ব্যাপারটা যদি আসলে লাইফ এ ইমপ্লিমেন্ট করা যায় আমার জন্য ভালো। যেমন আমি রিসেন্ট টাইমে যে, কাজগুলো করি
হুম। একদম ঠিক বলেছেন। হুম। ঠিকই বলেছেন। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ। <chuckles> দারুন বলেছেন। হুম। হুম, হুম, হুম। <chuckles> ঠিকই বলেছেন। <chuckles> হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, দারুন বলেছ হ্যাঁ। <chuckles> হুম। উ